আসলে, মানে একদম আমার মুখের কথা যেটা, সেটা আপনি তুলে নিয়েছেন। কারণ, আমি হচ্ছে যে সেন্ট মার্টিনে ১ম যখন গিয়েছিলাম, সেটা হচ্ছে আমার ইউনিভার্সিটির আ 2nd ইয়ার এ। এটা খুব সম্ভবত ২ হাজার, ও একদম করোনার আগে, আগে। আ তো দেখা যাচ্ছে কি? যে আ আমি হচ্ছে যে, আমি ব্যাচের সবার সাথে ট্যুরে গিয়েছিলাম। ১ম যে প্রচুর লম্বা একটা জার্নি ছিল। আ বড় একটা হেক হেক্টিক জার্নি ছিল। কিন্তু যাওয়ার পরে আসলে আমার মনটা ভালো হয়ে গিয়েছিল। যে, সেন্ট মার্টিনের সুবিধা হচ্ছে যে, আমাদের হোটেল রুম যেগুলো, সেগুলো সবসময় বিচ থেকে খুবই কাছে থাকে। উ আ আর দেখা যাচ্ছে কি? যে, আমি যেদিন গেলাম, সেদিন হচ্ছে একটু পানি ঘোলা ছিল। কিন্তু এর পরের দিনই, মানে রাত্রে একটা ঝড় হলো। পরের দিন সকালে যখন উঠলাম ঘুম থেকে, বের হলাম যখন, তখন দেখলাম পানি একদম নীল। এত্তো সুন্দর, আ এত্তো সুন্দর যে, আমি আসলে এখনও মানে সেন্ট মার্টিনের কথা ভাবি যে, "কবে যাব?" এরপরে আর ১ বার যাওয়া হয়েছিল। আমার, মানে পছন্দের প্লেস এর মধ্যে আসলে আপনি যেটা বললেন, আমিও বলব, যেটা রিপিটেটিভ মনে হচ্ছে। কিন্তু আসলেই আমি, মানে যত জায়গায় গিয়েছি বাংলাদেশে, সেন্ট মার্টিনটা বেস্ট। রাতের জোছনা যেটা বা আশেপাশের যে জিনিসটা। আপনি সেন্ট মার্টিনে গিয়ে আ আ কি, কি, করেছিলেন? কোনো কি মজার ঘটনা আছে?
<chuckles> জ্বী, জ্বী। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। হু, হুম। রাইট, রাইট। একদম। হ্যাঁ। তাই নাকি? ওয়াও! জ্বী। <chuckles> সেন্ট মার্টিন টাই। জ্বী, জ্বী। ডেফিনিটলি। হ্যাঁ। জ্বী, জ্বী। অবশ্যই, শেয়ার করছি। তার আগে একটা ছোট্ট কোশ্চেন। আপনি বললেন যে, পানি ময়লা পেয়েছেন। আমি সেন্ট মার্টিনে প্রতি বছর ১ বার যাই। কক্সবাজারে ১ বার, সেন্ট মা আমি কখনো পানি ময় যেটা মানে নরম্যালি হয়, যখন আকাশটা একটু মেঘলা থাকে, পানিটা একটু ঘোলাটে দেখায়। কিন্তু অ জ্বী, জ্বী।
হুম। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। হুম, হুম। হুম, হুম, হুম। ঘোলাটে, মানে ময়লা না আসলে ঘোলাটে ছিল। এর মধ্যে সন্ধ্যা ছিল। <chuckles> হুম, সে কারণে আর কি। ময়লা না, বাট ঘোলাটে ছিল। কারণ সন্ধ্যার সময় ভালো করে দেখতেও পাচ্ছিলাম না। বাট সকালের নীল যেটা, সেটা একদম মানে আমাকে অবাক করে দিয়েছিল।
মানে, কালারটা ওরকম মনে হয়। জ্বী, জ্বী, জ্বী। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বী।